আচ্ছা। আ সেক্ষেত্রে যখন আসলে কাজ শুরু করেছিলাম বা কাজ শেখা শুরু করেছিলাম, তখন মনে হয়েছিল যে, আসলে আ এটা আমার জন্য না বা দেখা যাচ্ছে কাজ শেখার পর যখন কাজ পাচ্ছিলাম না, তখন মনে হয়েছিল যে, এটা আমার জন্য না। কিন্তু যখন আসলে কাজগুলো পা পেয়ে পাচ্ছিলাম, তখন আসলে যে, ভুলগুলো হচ্ছিল, তখন কিন্তু কখনো মনে হয়নি যে, আসলে এটা আমার জন্য না, কিন্তু আ বা দেখা যাচ্ছে, হয়তোবা এটা আমার মনে হয়েছিল যে, এটা আমার ভুল ছিল। এই কথাগুলো মনে হত। আ যে, আসলে আমি একটু তাড়াহুড়া করে এ্যা হ্যাঁ, একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম বা আমার একটা ভুল আ ভুল হয়েছে, বড় একটা ভুল। আ জিনিসগুলো রয়েছে। আ ১ম দিকে তো আসলে এগুলো যখন হত তখন আসলে মনটা খারাপ হত। যে, আসলে কেনো হচ্ছে, এই বিষয়গুলো, এ্যা তো এগুলো হচ্ছিল। কিন্তু আসলে কখনো ও ঐদিকে মনে হচ্ছিল যে, একটা বিষয় যখন আসলে আ যখন আসলে একটা কাজ করছিলাম আমি একবার, আ যে, আসলে সেই কাজটা কখনোই আমার দ্বারা আ হচ্ছিল না। মানে, আ আমি দেখা যাচ্ছে আটকায় গেছিলাম আ যেটা, কাজের মধ্যে যে কোথাও থেকে সমাধান পাচ্ছিলাম না। দেখা যাচ্ছে, বন্ধু-বান্ধব শুরু করে। আ দেখা যাচ্ছে এখন অনলাইন থেকে, সমাধানগুলো পাচ্ছিলাম না সেভাবে, হয়তোবা তারা সমাধানগুলো দিচ্ছিল, কিন্তু আমি আমি বুঝতে পারতেছিলাম না। তখন কিন্তু হ্যাঁ, মিলতেছে না। তখন কিন্তু আমার মনে হলো যে, আসলে আ এই অনলাইনটা আমার জন্য না। আমি আসলে আসলে পারফেক্ট না। যে আসলে শিখব কিভাবে কারণ আমি এত কিছু শিখলাম। হ্যাঁ, যে আসলে এতকিছু জানতেছি, এতকিছু শিখতেছি, আ যে, আসলে তারপরেও, আমার কাছে মনে হচ্ছে যে, আসলে আমি পারতেছি না কিছু। তখন আর, এছাড়াও একটা ভুল ধারণা ছিল যে, আসলে আমি এই চেয়ে মনে করতাম যে, আসলে আমি তো সবকিছুই জানি। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। সত্যি, স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <smacks lips> আপনার সাথে এটা কি মিলতেছিল না, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। খুবই স্বাভাবিক, এটা হয়েই থাকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এক্ষেত্রে যদি ঠিক, এই ক্ষেত্রে যদি আপনার কাছে একটু জানতে চাই, যেটা বললেন যে, আপনার কাছে তখন মনে হচ্ছিলো যে, এই স জগৎটা আপনার জন্য না। এই ফ্রিল্যান্সিং এর জগৎটা, ভাই অনলাইনের জগৎটা, আপনার জন্য না হয়তো বন্ধুদের কাছ থেকে কোনো ধরণের হেল্প পাচ্ছিলেন না বা তারা হয়তো হেল্প করার চেষ্টা করছিলো, কিন্তু আপনার কাছে মনে হচ্ছিলো এটা কোনোভাবে আপনার জন্য আরকি হেল্পফুল হচ্ছে না। অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে যে, বন্ধুরা হয়তো হেল্প করার চেষ্টা করে, কিন্তু আমাদের কাছে মনে হয় যে, এটা মানে পারফেক্ট সলিউশনটা আমরা পাচ্ছি না। তো আপনি ওইখান থেকে কীভাবে বের হলেন?
জ্বী। অবশ্যই।